বাহ! তা তো বিশাল আয়োজন তো। এই যে ১০০০ জনের জন্য যে রান্না করার ব্যাপারটা, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলতেন যে কিভাবে আসলে কাঁচামালগুলো কিনলেন? তারপর হচ্ছে বাবুর্চি নির্ধারণ করলেন, খাবার কি, কি হবে? এগুলো নির্ধারণ করলেন, ঐ স্টোরিটা যদি একটু বলতেন!
<chuckles> জি, জি। এটা আসলে মানে কী বলবো? এটা মানে জীবন তেনা, তেনা হয়ে গেছিল, বুঝছেন? ১ম হইলো যে, অ্যা বাজারের ব্যাপারটা, এটা অবশ্য ভাগ করা ছিল, আমাদের কাজিনরা হেল্প করেছে। তো কাঁচা বাজার খুব একটা হয় না। বিয়ের অনুষ্ঠানে কাঁচা বাজার কি আর করবো? ওই যে আপনার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ এগুলো, এগুলো তো কেনা হইছে এবং আপনার আ ডাল করা ছিল। আর বাকি যে, গরু জবাই করা হইছিল, খাসি জবাই করা হইছিল। আগের রাতে কিন্তু সারারাত জেগে, জেগে আমরা এই যে, কসাই বাসায় আসছিলো, কসাই কিন্তু গরু ঠিকঠাক করে দিয়ে গেছে, হ্যাঁ? আর বাবুর্চি তো অ্যা ৬ জন বাবুর্চি আসছিল। হ্যাঁ? তবে ভাই প্রচুর চুরি করেছে বাবুর্চি, বুঝছেন? এই যে আপনার ময়-মশলা গুলো ওরা তো ইচ্ছা মতো মানে এ চাহিদা দিছে। পরে তো আমি যে একা মানুষ, আমার মাও অসুস্থ, আব্বু একটু অসুস্থ ছিল। এরা যে আসলে কে কি করছে? ওই যে ৬ টা ৭ টা মহিলা আসছিল তাদের সাথে, ওরা আসলে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। এখন কী নিয়ে গেছে সেটা তো চেক করা যায় না, তাই না? <chuckles>
হুম, হু। জি। আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ। <chuckles> আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হু। ওহ হো! <tsk> সেটাই সেটাই। হ্যাঁ, এই যে অতিরিক্ত যেসব কাঁচামালগুলো রয়ে গেছে, যেগুলো বাড়তি ওরা অতিরিক্ত অর্ডার দিয়েছিল। এই ব্যাপারগুলো কি মানে আপনি কারো আ ধরুন যারা আগে এই ধরনের আ অনুষ্ঠান সম্প্রচার করেছে সাধারণত, আ দায়িত্ব পালন করেছে অনুজার আ অনুষ্ঠানগুলো। তাদের কাছ থেকে কি একটু সাজেশন দিয়ে করেননি? যে ব্যা স নরমালি কিন্তু বাবুর্চিরা যেই হিসাবটা দেয়, সেটা একটু বেশিই থাকে প্রয়োজনের থেকে <chuckles> সেই হিসাবে আপনি কি তারা যা দিয়েছে তাই এনেছিলেন? মানে সেখান থেকে একটু কমাননি কিছুই?
<smacks lips> জি। হ্যাঁ, হ্যাঁ। বেশি, বেশি হিসাব দেয়। জি, জি। জি। <chuckles> না। তারা যেটা চাহিদা দিছিল সেটাই কেনা হইছিল, ওরা বলছিল যে," আপনারা নিয়ে আসেন, অনটন পরা ঠিক না, যদি বাঁচে তো আলহামদুলিল্লাহ বাঁচবে।" কিন্তু আসলে এটা বাঁচে তো নাই, বরঞ্চ মাঝখানে আরো আদা, রসুন আনতে বলছিল, আরো এক্সট্রা করে। <chuckles>
জি। হ্যাঁ। না। ওহ হো! মানে ওরা আরো চাচ্ছিল? মানে ওরা কিছুটা আপনি বলছেন যে চুরি করেছে। এর সঙ্গে সঙ্গে ওরা আরো চাচ্ছিল, যে আপনি যেন আরো ওদেরকে দিয়ে আসেন।
হ্যাঁ। আরও চাচ্ছিল। জি, জি।
বাহ, বাহ! আসলেই মানুষ অসৎ হলে সত্যিই আ এই ধরনের জিনিস পরিচালনা করা খুব কঠিন। তো তারপর এই যে, অনুষ্ঠানটা যে পরিচালনা করলেন, ওইখানের মেন্যু যাচাইয়ের ক্ষেত্রে আপনি কিভাবে সেটা নির্ধারণ করলেন যে, কী, কী খাবারের আইটেম থাকবে? কয়টা খাবারের আইটেম থাকবে? কাদের জন্য কী থাকবে? এটা কিভাবে যাচাই করলেন?
জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এইটা সাধারণত এইটা সাধারণত হয় কি? সব জায়গায় যেটা থাকে যে, মুরগির রোস্ট ছিল, এরপরে খাসির মাংসটা ছিল হইলো যারা গরু খায় না তাদের জন্য, হ্যাঁ? তো মূলত আমাদের জেনারেল ছিল। গরুর গোস্তটা ছিল আনলিমিটেড অ্যা মানে যে যা পারছে তুলে নিয়ে খাইছে, আর পোলাও ছিল। যারা পোলাও খায় না তাদের জন্য সাদা ভাত ছিল। যারা গরুর গোস্ত খায় না তাদের জন্য খাসির গোস্ত ছিল। হ্যাঁ? ডিম ছিল, ডাল ছিল। এরপরে হলো যে এ খাওয়ার পরে যে আপনার মিষ্টান্ন যে বি ব্য RC ছিল, দই ছিল। আ মোটামুটি আরকি মানে খুবই ভালো একটা আয়োজন ছিল আর
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বেশ, বেশ। হ্যাঁ। হুম, হুম।